আসলে না, আমি বেশ কিছুদিন ধরে, মানে খুবই দুশ্চিন্তার মধ্য দিয়ে যাচ্ছিলাম এবং আসলে বলতে পারেন যে, দ্বিধা-দ্বন্দ্বই ওইটি মানে আসলে মানে আমি যেটা ভাবছি করার জন্যে সেটা করা ঠিক হবে কিনা? অ্যা এবং কি ভা শুরু যদি সেটা করিও আমি, আসলে কিভাবে করব? এ নিয়ে না, মানে বুঝে উঠতে পারছিলাম না আসলে যে, কি করা উচিত? বা কি করা দরকার আমার? তো এ নিয়ে আরকি যে, আসলে এই বিষয়টা কারো সাথে শেয়ার করি কিনা, বা কারো কাছে যদি একটু পরামর্শ চাই। তো এজন্য আরকি, আপনার কাছে পরামর্শটা চাওয়া। যদি একটু আমাকে সাহায্য করেন। আসলে মানে, আমি অ্যা কিভাবে শুরু করতে পারি, বা কি করলে বা কি, কি পদক্ষেপ নিলে আমি সেটা করবো এবং আমার জন্য সেটা ভালো হবে? একটু যদি আসলে আমাকে পরামর্শ দিতেন।
আচ্ছা, আচ্ছা। হুম, হুম। অবশ্যই পরামর্শ তো আপনি যেহেতু চাইছেন, অবশ্যই চেষ্টা করব আপনাকে একটা সুপরামর্শ দেওয়ার জন্য। তবে আসলে কি শুরু করতে চাইছেন? মানে কোনো কাজ, কিংবা আ কোনো ব্যবসা, কোনো চাকরি, কি আসলে? আপনার কাজের উদ্দেশ্যটা যদি একটু আমাকে বলতেন, তাহলে একটু পরিষ্কার হতো ব্যাপারটা।
হ্যাঁ, আসলে ভাই আমি মানে আ একটা জায়গায় দেখেছিলাম, একটা সোশ্যাল মিডিয়াতে একটা আপনার কনটেন্ট দেখেছিলাম যে, আ মানু ইদানিং মানুষ নিজে থেকে অনেক উদ্যোগ নিচ্ছে এবং অনেকে কিন্তু অনেক সফলও হচ্ছে। তো এটা দেখে মানে আমার খুব শখ বা ইচ্ছে বলেন যে আসলে আমি আ আমার কাজের পাশাপাশি যদি আমি সেটা করি, তো সেটা করলে আসলে মানে কিভাবে শুরু করব? তো এই দিক দিয়ে না বুঝতে পারছিলাম না। তো এটা করতে আবার অ্যা অনেক অর্থ-সম্পদেরও বিষয়, যেটা ব্যাপার থাকে। তো আমি সবেমাত্র আমার পড়াশোনা শেষ করেছি এবং আ মাত্র একটা চাকরিতে জয়েন করছি, যেটা খুব বেশি বেতন ও না। শুধু আমি নিজে চলার মতো। তো এইজন্যই আরকি মানে, আমি যে জিনিসটা ভাবছিলাম করতে, তো এটা আসলে মানে কি করব, বা কোথা থেকে এত অর্থ-সম্পদ ম্যানেজ করব? এটা কিছুই বুঝতেছিলাম না।
হু, হুম। আচ্ছা, আচ্ছা। জ্বী। হুম। মানে আপনি একজন উদ্যোক্তা হতে চাইছেন, এই তো?
জি, ভাই।
আচ্ছা, আচ্ছা। তো সুতরাং, যেহেতু একজন উদ্যোক্তা হতে চাচ্ছেন, আমি একটু ছোট্ট করে যদি জানতে চাই যে আপনার আ বর্তমানে যেহেতু বললেন মাত্র পড়াশোনা শেষ করেছেন। তো উদ্যোক্তা হতে গেলে তো আসলে ব্যবসায়িক অনেক জ্ঞান লাগে এবং হচ্ছে যেই বিষয়ে আপনি আ উদ্যোগটা নিতে চাচ্ছেন, যেই বিষয়ে ব্যবসাটা করতে চাচ্ছেন, সেই ব্যবসা সংক্রান্ত কিন্তু অনেক তথ্য, অনেক আ জ্ঞান আপনাকে একসঙ্গে ১ম এ জোগাড় করতে হবে। যখন আপনার সেই ব্যবসার প্রতি জ্ঞান হবে এবং ব্যবসার প্রতি ভালোমতো একটা ধারণা থাকবে, তখন কিন্তু আপনি সেটার ব্যাপারে পরবর্তী যে পদক্ষেপ যে কত টাকা লাগবে, একটা বাজেটিং করা, ব্যবসার প্রতিস্থাপন করতে গেলে আ কি, কি জিনিস প্রয়োজন হবে? সেই ব্যাপারগুলো একটা আ লিখে রেখে সবকিছু কিন্তু যোগাড় করতে হবে। তো আপনি কি আপনার পরিবারের সঙ্গে এইসব ব্যাপারে আলাপ করেছেন? যে এই ব্যবসার যে চিন্তাটা আপনি মাথায় এনেছেন এবং সেটা কিভাবে বাস্তবায়ন করবেন, খোলামেলা আলাপ করেছেন পরিবারের সঙ্গে?
হুম। হুম, হুম। হ্যাঁ। হুম, হুম। হ্যাঁ, ভাই। আমি পরিবারের সঙ্গে খোলামেলা আলাপ করেছি যে, আমি একটা বড় ফার্ম দিতে চাই। আমার চাকরির পাশাপাশি এবং এটা যদি মানে তো আমার পরিবার বলে যে, আসলে তুমি যে এত বড় ফার্ম দিতে চাচ্ছ আ এ করে এত অর্থ সম্পতির বিষয় যেটা, তো এটা আমার পক্ষেও সম্ভব না এবং আমার পরিবারের লোকজনও বলেছে কি তাদের পক্ষে সম্ভব না। কারণ, আমার আরো ছোট ২ টা ভাই বোন আছে। তো ওদেরও পড়াশোনার খরচ। তো এদিক দিয়ে না আমার পরিবার আমার পাশে দাঁড়াতে পারছে না। বলছে যে তুমি অন্য কিছু করতে পারো। তুমি সবেমাত্র পড়াশোনা করেছ এবং চাকরিতে জয়েন করছো করেছো। আ তো একটু সময় নিয়ে দেখো নিজে কি করতে পারো। কিন্তু আমার মনের মধ্যে মানে আ যখন আমি ঐযে আবে বললাম যে একটা কনটেন্ট দেখেছিলাম একজনের। তো উনি অ্যা একটা ফার্ম করে খুবই এখন আ মানে সফল হয়েছে এবং উনাকে দেখে আমার এই অনুপ্রেরণাটা এবং আমার মধ্যে এই ইচ্ছা জাগে যে আসলে আমিও কি এটা করতে পারি না? এবং পরে আমি সিদ্ধান্ত নেই যে আসলে এটা তো অসম্ভব কিছু না। কিন্তু আমার সমস্যাটা একটা জায়গায় যে, আমি এটা সম্পর্কে ধারণাও নিয়েছি যে, আসলে কোথা থেকে আমি শুরু করবো এবং এটা শুরু করতে গে গেলে আসলে কোন ধরনের ধারণা বা, কোন প্রশিক্ষণের ব বিষয় লাগে কিনা। তো এইসব সম্পর্কে আমি ধারণা নিয়েছি। কিন্তু আমার এ সমস্যা হচ্ছে যে আসলে মানে অর্থ সম্পদের যে বিষয়টা। কারণ, একটা ফার্ম দিতে গেলে অনেক অর্থের বিষয় এবং আ একটা জমিরও কিন্তু বিষয় যে আসলে আমি ফার্মটা যেখানে দিব, সেই জায়গাটাও একটা দরকার অনেক বড় পরিমাণে। তো এখানেই আসলে যে মানে কি করলে বা, কোন পদক্ষেপ নিলে আমি এই আমার লক্ষ্যটা বলেন বা, হচ্ছে আমার যে ইচ্ছাটা হয়েছে একটা ফার্ম দেয়ার শখের বিষয় থেকে। তো এটা আসলে আমি কিভাবে শুরু করবো? একটু যদি আমাকে বলেন।
হুম, হুম। জি। হ্যাঁ, হ্যাঁ। জি। হ্যাঁ, হ্যাঁ। জি। আচ্ছা তো আপনি কিছুক্ষণ আগে বলছিলেন যে প্রশিক্ষণ নিতে হয় এই ব্যাপারটা আপনি অবগত আছেন। তবে আপনি কি আ এই যে ফার্মের বিষয়ে এ ধরনের কোন আ খামার কিংবা খামার করা, পশুপালন এসব বিষয়ে কোন প্রশিক্ষণ দীর্ঘ মেয়াদী কোন প্রশিক্ষণ নিয়েছেন? যেটা সরকারিভাবে হোক, বেসরকারিভাবে হোক, কোন Institutional প্রশিক্ষণ কি নিয়েছেন আপনি?
অ্যা দীর্ঘমেয়াদী বলতে আমি একটা ৪ মাসের মতো একটা প্রশিক্ষণ নিয়েছি, আমাদের উপজেলা শহরে সেটা সরকারিভাবে হয়েছিল। তো এখানে আমি যাই এবং এটার প্রশিক্ষণ নেই। তো তখন থেকেই না, আমার এ যখন আমি প্রশিক্ষণগুলো নেই এবং ওরা যেভাবে বলে তো এভাবে বলে যে, এভাবে করতে পারলে আ সফলতা আসবে বা আ আমি ভালো করতে পারব। তো সেখান থেকে কিন্তু আমার আগ্রহটা আরো বেড়ে যায়। কিন্তু আসলে আমি মানে সমস্যা হচ্ছে ১ টাই যে আমার এই যে অর্থ সম্পদ বা হচ্ছে যে জমিটা লাগবে ফার্মের জন্যে এটা আমার এরেঞ্জ করতে মানে খুবই কষ্ট বলতে এমনকি আ অর্থ যদি মেনেজ করতেও পারি, ফার্মের জন্যে একটা যে আমি জায়গা মেনেজ করব সেটা কিন্তু আমার নিজস্ব কোন তেমন জায়গা নেই। তো এই বিষয়ে আরকি আ কিছু পরামর্শ দিতেন যে আসলে কি করা যায়? বা কি করলে আরকি সুবিধা?
আচ্ছা। হুম। আচ্ছা। হু, হু। আচ্ছা, জি। জি, এটা খুবই আসলে দুঃখজনক একটা বিষয় যে, পরিবার থেকে আপনি একটা সাহায্য চাইছেন, একজন উদ্যোক্তা হতে চাইছেন। এই বিষয়ে প্রশিক্ষণ নিয়েছেন। মানে হচ্ছে যে কিছুটা হলেও জ্ঞান আছে। তো আ এই সময় আপনার পরিবার আপনার পাশে হয়তো বা দাঁড়াচ্ছেন না। তবে এটাকে আপনি যদি নেতিবাচকভাবে না দেখে, একটু ইতিবাচকভাবে দেখেন যেহেতু আপনার বয়সটা এখনো কম এবং আপনার আ যেহেতু মাত্র পড়াশোনা শেষ করেছেন, চাকরির জীবনটাও কিন্তু এখন নতুন। সেই হিসাবে আপনার অভিজ্ঞতার উপর আপনার পরিবারের হয়তো বা প্রশ্ন তুলতেই পারেন যে, যেহেতু আপনার অভিজ্ঞতা কম, এতগুগুলো টাকা একসঙ্গে দিলে কিংবা জমিটা দিলে, পরবর্তীতে যদি লোকসান হয়, তখন আপনি সেটাকে কাভার কিভাবে করবেন? এইজন্য তারা ভয় পাচ্ছে। তাদেরকে আসলে ভুল বোঝার কিন্তু তেমন কোন কারণ নেই। তো আপনি যেটা করতে পারেন যে, চাকরির যে বর্তমান অবস্থাটা আছে সেই পেশাতে আপনি আরো কয়েক মাস চাকরি করেন এবং চাকরি করতে, করতে দেখা যাবে যে, আপনার যে চাকরির অর্থটা, সেটা যদি আপনি কিছু, কিছু করে হলেও আ আপনি সেটাকে একটা ব্যাংকে ডিপোজিট রেখে, কোন একটা ফিক্সড ডিপোজিট করে, আ তারপর একটা লম্বা সময়ের পর, আ যখন একটা ভালো অ্যামাউন্ট এর টাকা রাখবেন এবং ব্যাংকের লেনদেন ভালো রাখবেন, তখন কিন্তু ব্যাংক ঋণ নিয়েও আপনি আপনার ফার্ম উপস্থাপন করতে পারবেন। শুধু কিন্তু করা যায়। দ্বিতীয়ত, যেহেতু আপনার একটা জায়গার সংকট আছে, আপনার ব্যবসার পরিকল্পনা যদি ভালো হয়, তখন কিন্তু আপনি জায়গা ভাড়া নিয়ে এবং লিজ নিয়েও কিন্তু অনেক সময় ফার্ম দেওয়া যায়। এবং ভাড়া করা জায়গায় আপনার কিন্তু, তখন আপনার যে চাকরির যে বেতনটা আছে সেখান থেকে যদি টাকা জমাতে পারেন। সেই টাকা দিয়ে কিন্তু অল্প পরিমাণে ভাড়াও কিন্তু দেওয়া সম্ভব হতে পারে। যদি আপনি ব্যবসার ব্যাপারে ভালো কিছু জানেন। তো আমি আরেকটা ব্যাপার জানতে চাইবো, যেহেতু আপনি একটু বলছিলেন যে, একটা উদ্যোক্তার ভিডিও দেখে আপনি তখন একটা সিদ্ধান্ত নিয়েছেন। আপনার কি পশুপালনের পূর্বের কোন অভিজ্ঞতা ইতিমধ্যে হয়েছে?
হুম। হ্যাঁ। হুম, হুম। <clears throat> আচ্ছা। হুম। হুম, হুম। উহু। <clears throat> হু, হু। আচ্ছা। হু, হু। হু, হু। আহ পশুপালনের অভিজ্ঞতা বলতে বাসাতে আমার গ্রামের বাসায় মানে আমি টুকটাক কিছু মামাদের গরু ছিল বা গরু আবার কয়েকটা ছাগল ছিল। তো এখানেও মানে মোটামুটি সফল হই। যেহেতু বাসার মধ্যে তো আর সেরকম ফার্ম দেওয়া যাবে না। ২-১ টা গরু এই এর বেশি তো আর করা যাবে না। তো এজন্যই আরকি মানে আসলে যদি আ এই বিষয়টা কি মানে আমার যেটা শখটা জেগেছিল আসলে ভিডিওটা দেখে। আমি Inspired হই। তো সেখান থেকে আরকি আসলে মানে আমার আমার একটা অভিজ্ঞতা ছিল যে বাসাতে আমি পশুপালন করেছিলাম। তো সেখান থেকে আমি আমার মধ্যে আত্মবিশ্বাসটা জাগে যে যেহেতু মানুষ পারছে এরকম বড় রকমের ফার্ম দিয়ে সফলতা অর্জন করতে। তো আমি কেন পারব না? তো এখানেই আরকি আমি বলি এবং বাসাতেও বলি তো আমি আপনাকে বললাম যে আমার সমস্যা হচ্ছে এই যে আর্থিক বিষয়টা। তো আপনি বললেন যে হ্যাঁ, অ্যা এখন শুরু না করে যেহেতু আমি আমার কর্মজীবন বা চাকরি জীবন সবেমাত্র শুরু করেছি। সেখানে যদি আমি অর্থ সম্পদ বা অর্থ হচ্ছে আমি ডিপোজিট করে বেশ কিছুদিন পর বা বেশ কিছু সময় পর যদি আমি সেখান থেকে আসলে মানে আমি শুরু করতে পারি। তো আসলে ভাই আমি যে আরেকটু পরামর্শ নিচ্ছি। যে আ পরামর্শ চাচ্ছি যে হচ্ছে আমি যখন হয়তো শুরু করব কিছুদিন পরে। তো এখানে কি আমি একবারে আমার যেরকমের ধারণা বা আমি যেখানে দেখে ইন্সপায়ার হয়েছি সেটা অনেক বড় একটা ফার্ম ছিল। তো আমি কি শুরুতেই সেরকম কিছু আসলে করা ঠিক হবে? নাকি অন্য কিছু যদি একটু বলতেন আসলে?
জ্বী। জ্বী, জ্বী। হ্যাঁ, হ্যাঁ। জ্বী। হুম। জ্বি। জ্বী। হ্যাঁ। দেখুন আপনার আত্মবিশ্বাস কিন্তু বেশ চমৎকার লাগলো! আপনি আ নিজের উপর খুবই আত্মবিশ্বাসী যে, আপনি পারবেন এই জিনিসটা করতে। এবং আপনার যেহেতু পূর্ব একটা অভিজ্ঞতা আছেই, কিছুটা হলেও পশু-পালনের, আমি আ আমার আ এ অভিমত নেওয়ার আগে আরেকটা ব্যাপার জানতে চাইবো যে, আপনি কি শুধুমাত্র গরু কিংবা ছাগল এগুলো প্রতিপালনেই অ্যা ব্যস্ত ছিলেন? নাকি কখনো মুরগির খামার কিংবা হাঁসের খামার, এগুলো কখনো আসলে আ করার চিন্তাভাবনা হয়েছিল কিংবা ইচ্ছা পোষণ করেন? কোনটা?
হুম, হুম। হ্যাঁ, আসলে আমার শুধু মানে গরু-ছাগলে মানে পশুর পালনে অভিজ্ঞতা ছিল। হাঁস-মুরগি এগুলো তেমন অভিজ্ঞতা ছিল না। কিন্তু আমার ইচ্ছে যেটা হচ্ছে ফার্মে, তো সেখানে আমি আসলে আ সব ধরনের পশু-পাখি এবং একটা মাছের পুকুরও দিতে চাচ্ছিলাম। যাতে করে, আমার একটা ফার্মের ভিতরেই মানে আমি সব ধরণের মানে এইসব জিনিস এড করে যাতে ঐটে মানে আমার আর কি ক্ষতির সম্ভাবনাটা যাতে আরকি কম হয়। কারণ হয়তো আমি একটাতে ল ক্ষতির সম্মুখীন হতে পারি। হয়তো অন্যটা দিয়ে সেটাতে আমার ব্যাকআপ হয়ে যাবে। তো এইজন্য আরকি আমার চিন্তা-ভাবনা ছিল যে আসলে সবকিছু দিয়ে শুরু করা যায় কিনা? আরেক এবং আপনি যদি আমাকে একটু পরামর্শ দিতেন, যে আসলে শুরু করলেই কিভাবে শুরু করব?
হু, উম। জি। জি। চমৎকার। এক্ষেত্রে আপনি যেটা করতে পারেন আপনি আ চাকরি করে আপনি কয়েক মাস কিংবা হয় সেটা ১ বছর হোক, ২ বছর হোক, চাকরি করে কিছু টাকা আপনি জমান। এতটুকু টাকা পরিমাণ জমাতে থাকেন যেই টাকা দিয়ে আপনি অন্তত ১০০ পিস মুরগি কিনতে পারবেন। এরপর সেই ১০০ টা মুরগি রাখার জন্য আপনার একটা শেড প্রয়োজন হবে? তো এরকম কোন একটা শেড আপনি কারো থেকে ভাড়া নিবেন। কোন টা টিনের দোকান থেকে। বা এক মানে টিনের ঘন আছে এরকম কোন ১ টা জায়গায় ভাড়া নিলেন। ভাড়া নিয়ে সেখানে ১০০ মুরগি দিয়ে আপনি শুরু করে দেখেন। সেখান থেকে ডিম আসবে, তারপর মুরগি বিক্রি করতে পারবেন। আপনি যখন ১ টা মুরগির খামার দিয়ে ছোট করে সফল হতে পারবেন এবং যেই টাকা ইনভেস্ট করেছেন তার থেকে কয়েকগুণ বাড়াতে পারবেন। তখন কিন্তু আপনি আপনার বাবা-মাকে যখন সেটা দেখাবেন তারাও কিন্তু আপ কিছুটা হলেও উদ্যোগী হবে এবং সাহস পাবে যে না আপনি করিয়ে দেখেছেন। আ যেটা আসলে তারা হয়তোবা আপনার থেকে আশা করছে না বর্তমানে। তখন কিন্তু আপনার দিকে তাকিয়ে তারা নিজেরাও সাহস পাবে এবং আপনার উপর কিছুটা হলে ইনভেস্ট করা একটা আর্থিক সহায়তা তারা দেবে। দ্বিতীয়ত আপনি কিন্তু তখন ব্যাংক ঋণও পাবেন, ক্ষুদ্র ঋণ কিন্তু ব্যাংক দেয়, সকল উদ্যোক্তাদের জন্য যারা ছোট উদ্যোক্তা আছেন তাদের জন্য। তখন ব্যাংক ঋণের মাধ্যমে কিন্তু আপনি ধীরে, ধীরে হাঁসের থেকে মুরগি প্রতিপালন, তারপর যখন আরেকটু আ সেটা সাকসেসফুল হবে তখন ধীরে, ধীরে আপনি আ ছাগল পালন, গরু পালন ধীরে, ধীরে কিন্তু আপনি বাড়াতে পারবেন এবং অবশেষে যে মৎস্য খামারের কথা বলছেন সেটাও কিন্তু আপনি দেখা যাচ্ছে পুকুরের মধ্যে লেয়ারের বাই লেয়ার আপনি মাছের চাষ করতে পারেন নানা ধরনের। সেই প্রশিক্ষণগুলো আস্তে, আস্তে নিবেন এবং সেটার সাথে, সাথে ব্যবসাও ধীরে, ধীরে বাড়তে থাকবে। সাথে ব্যাংক ঋণের পরিমাণও আপনার বাড়তে থাকবে। তো সুতরাং এভাবে করে ছোট থেকে যদি শুরু করেন তাহলে আপনি নিজের অগ্রগতিটাও বুঝতে পারবেন এবং এটাও বুঝতে পারবেন যে এই ব্যবসাটা আপনার ভবিষ্যতের জন্য আসলে Sustainable কিনা, টিকবে কিনা। তখন মানুষও কিন্তু আপনাকে সাপোর্ট করবে ধীরে, ধীরে। আপনার কি মনে হয়? এটা কি করা সম্ভব?
হু, হু। হু, হু। হুম। হু, হু। হু, হু। হুম। হুম। হু, হু। হু, হু। হু, হু। হু, হু। আ হ্যাঁ, হ্যাঁ, আ হ্যাঁ, আ আসলেই ভাই আপনি যে কথাগুলো বললেন আমি বড় পরিসরে শুরু না করে যদি আমার চাকরি থেকে কিছু অর্থ জমিয়ে ধীরে, ধীরে শুরু করি মানে ধাপে, ধাপে যদি শুরু করি তাহলে একটা সাকসেস স এর পর আরেকটা সাকসেস এ কোর মানে ইনভেস্ট করে যদি সাকসেস হই। তো আসলেই ভাই মানে আমি এভাবে ভেবে দেখিনি। আমি শুধু ভেবেছিলাম যে বড় আকারে শুরু করব। তো ধন্যবাদ ভাই আপনার এত সুন্দর পরামর্শ দেওয়ার জন্য।
কোন সমস্যা নেই। আশা করছি আপনি অনেক সাকসেসফুল হবেন। অনেক শুভকামনা আপনার জন্য।